অনেকদিন ধরে না একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্যাটা ক্রমশ বেড়েই যাচ্ছে কোনোভাবেই বের হতে পারছি না। চেষ্টা করছি তবে মনে হচ্ছে না আমি কিছু করতে পারছি এই বিষয়ে। এসব ভেবে দিনকাল আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, অনুতপ্তও হচ্ছি, কিন্তু কাউকে যে বলবো সে ভরসা পাচ্ছি না। বারবার শুধু মনে হচ্ছে কী না কী মনে করবে আমাকে কী না কী বলে বসবে। এইসব জিনিসগুলা থেকে না আমি কাউকে বলবো সে ভরসা পাচ্ছি না আসলে। আপনি কি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন?
হু, হু। জ্বী, অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাকে কিছুটা সাহায্য করার। তো সেক্ষেত্রে আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে আপনি বেশ আ চিন্তিত এবং কোনো একটা বিষয় নিয়ে বেশ বিচলিত। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আ পড়াটা স্বাভাবিক কিন্তু আ বিচলিত হবেন না। নিজেকে একটু স্থির রাখার চেষ্টা করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন যে বিষয়টাকে বুঝে একটা সুন্দর আ সিদ্ধান্ত নিয়ে আ সমাধান করার। তো সেক্ষেত্রে আসলে আ আপনার কাছে একটু জানতে চাইবো যে, এই যে আপনার সমস্যাগুলো হচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে আপনি বেশ বিচলিত। তো এই বিষয়টা আপনার মধ্যে কেনো হচ্ছে বা কোন কারণে হচ্ছে সেটা যদি একটু খোলামেলা আমার সাথে আলোচনা করতেন তো সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য কিছুটা সুবিধা হতো আমার।
অবশ্যই। আসলে উম কিছুদিন আগেও জিনিসগুলো অতটা চোখে পড়েনি ইদানিং আমার মনে হচ্ছে যে এই জিনিসটা অনেকটাই বেড়ে গেছে। আমি কোনো কিছুতেই খুশি হতে পারছি না বা সঙ্কির অ সন্তুষ্ট হতে পারছি না। আমার বারবার শুধু মনে হচ্ছে যে আমি ঠিকঠাক মতো করতে পারছি না, আমার দ্বারা কিছু না কিছু কমতি থেকে যাচ্ছে আমি এর থেকেও ভালো কিছু করতে পারি। তো এসব ভেবেই না আসলে সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে একটা ঘটনা বলতে চাই আচ্ছা ঘটনা না বলে যদি আমি আমার দিনের শুরুটা বলি তাহলে হয়তো বা আপনি আরেকটু ভালো মতো বুঝতে পারবেন।
সকালে উঠে যখন আমি চাকরির প্রিপারেশন-এ বসি তখন দেখা যায় যে আমি একটা আমার একটা উম টপিক সিলেক্ট করা থাকে যে আজকে আমি এই বিষয়ের এই টপিক শেষ করবো। এবং কোনো না কোনোভাবে সেটা আমি করতে পারছিও। কিন্তু কোনোভাবেই না আমি সেটাতে সন্তুষ্ট হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি পিছিয়ে যাচ্ছি, আমি আ কোনো না কোনো কাজে পিছিয়ে যাচ্ছি এবং আমার এটা থেকে খুব অস্বস্তি হচ্ছে, আমি হতাশ হয়ে পড়ছি। এ থেকে দেখা যাচ্ছে যে আমি তথ্যগুলো ঠিকমতো মনে রাখতে পারছি না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। এসব থেকেই না আসলে আমি অনেক ভেঙে পড়ছি মনে হচ্ছে, আমি কোনোভাবেই নিজের মনোবল বাড়ানোর যে ব্যাপার, এটা কোনোভাবেই করতে পারছি না যে কারণে <smacks lips> দেখা যাচ্ছে যে আমি একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছি।
হুম, হুম।
আমার কাছে বার, বার মনে হচ্ছে যে আমি যেহেতু নিজেই খুশি হতে পারছি না আমি কীভাবে আমার মা-বাবার যে আশা, সেটা আমি কীভাবে পূরণ করবো? আর আমরা তো কমবেশি সবাই জানি যে মধ্যবিত্ত পরিবারের মা-বাবারা আসলে সন্তানদের ওপর একটু বেশিই ভরসা করে। তো এসব থেকেও না যখন আমি এগুলো ভাবছি তখন আমি আমার সেই যে সফলতাতে আর খুশি হতে পারছি না। তো এই ব্যাপারে আমি আসলে কি করতে পারি যাতে আমি এটা থেকে বের হতে পারি? যে আমি ছোট সফলতা গুলোকেও ভালোভাবে নিতে পারি, আমার মনোবল বাড়াতে পারি। আপনি যদি এই বিষয়ে আমাকে একটু সাহায্য করতেন।
হুম, হুম। জ্বি অবশ্যই। দেখুন আপনার কথা শুনেই বুঝতে পারছি যে আপনি আ বিষয়টা নিয়ে বেশ বিচলিত এবং আপনার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখেন আপনি যদি আসলে মনোবল হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি উম অনেকাংশে পিছিয়ে পড়বেন, হ্যাঁ? আ তো যেটা আপনি করতে পারেন যে আপনার মনোবল বাড়ানোর ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আপনি নিতে পারেন যেটা কিনা আ আস্তে, আস্তে আপনার মনোবল বাড়ানোর ক্ষেত্রে আ বেশ কার্যকরী হবে। এবং মনো মনোবল এমন একটা বিষয় যেটা কিনা আপনি ধরে রাখতে না পারলে আপনি কিন্তু প্রতিনিয়তই আ ভিন্ন, ভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। কারণ দেখবেন যখন আপনি কোন একটা কাজ করছেন, আ কিন্তু সেখান থেকে আপনি আসলে নিজের আ ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন না কিংবা আ কাজের প্রতি আপনার আসলে আগ্রহটা আসছে না। তখন কিন্তু আ দিনকে দিন আপনার আসলে খারাপ লাগবে বা আপনার কাছে মনে হবে যে আপনি পিছিয়ে পড়ছেন, আপনার মধ্যে আসলে তেমন কোন অগ্রগতি হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনি যখন আ লক্ষ্য করতে অ্যা শুরু করবেন তখন কিন্তু আপনি আ মনের ভিতর থেকে বা মানসিক দিক থেকে কিন্তু ভেঙে পড়বেন। তো এইখান থেকে আপনার আ বেশ কিছু বিষয় আমার জানার আছে। এবং আ যেটা আ আ বিষয়টা এরকম যে আসলে <swallows> আপনি কি এর আগে কখনো এই যে পরিস্থিতি সেটাতে আ পড়েছিলেন কিনা? বা পূর্বে আসলে আপনার এই যে মনোবলের যে বিষয়টা, সেটা কি কখনো ভেঙে গিয়েছিল কিনা বা আপনি কোন একটা challenge নিয়েছিলেন কিন্তু সেই challenge এ আপনি আ ব্যর্থ হয়েছিলেন কিনা? এই ধরনের কোন ঘটনা বা কোন বিষয় কি আপনার সাথে হয়েছিল কিনা এটা নিয়ে যদি একটু বলতেন? পাশাপাশি আ আপনি কি আসলে আ কাজটা কি আসলে কিভাবে করেন বা আপনার এই যে রুটিন আপনার দৈনন্দিন যে পড়াশোনার বা আ প্রিপারেশন এর যে রুটিন, সেটা আসলে আ কিভাবে আপনি পরিচালনা করেন? কিংবা আ দৈনন্দিন প্রত্যেকটা দিনে কি আপনার আলাদা কোন রুটিন থাকে? নাকি আপনি পুরো একটা বিষয়ে আ সম্পূর্ণ রুটিন করে তারপরে কাজটা করেন? সেই বিষয়ে যদি একটু বলতেন?
আচ্ছা। একদম। আচ্ছা ঠিক আছে। আসলে পুরো দিনের না আসলে আমার একটা রুটিন থাকে। তবে বর্তমানে আসলে সেই রুটিনে কোনভাবে তেমন একটা সাহায্য করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। আম এ সকালের শুরুটাই যখন আমার এভাবে হচ্ছে পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো আসলে আমি শুরু করলেও না কোনভাবে মনোযোগ ধরে রাখতে পারছি না। আমার বার, বার শুধু মনে হচ্ছে যে এসব করে আসলে কি হবে? দেখা যায় যে আমি কোন কাজ মানে পড়াশোনাটা ঠিক মত না করে না আমি ফোন নিয়ে বসে যাচ্ছি। আমি scroll করছি ঘন্টার পর ঘন্টা সেখানে ব্যয় হচ্ছে। তো এটা থেকেও আমার মনে হচ্ছে যে আমার মনোযোগটা নষ্ট হচ্ছে। যে কারণে কোনো একটা কাজে যে আমি ফোকাস রেখে সেটা নিয়ে কাজ করবো এবং আমার মনোবলটা একটু বাড়াবো সেই কাজটা আমি করতে পারছি না। আর আপনি যে পূর্বের কোনো ঘটনা আছে কিনা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ আছে এবং সেটা আমি অবশ্যই বলতে চাই। উম যে আমি না আসলে আঁকাআঁকি অনেক পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা গেল কি অনেক আ বছর আগে আমি টিশার্টে হ্যান্ড পেইন্ট করে এ সেটা সেল করার একটা জিনিস কর করার চেষ্টা করছিলাম। একসময় দেখা গেল কি যে
হুম, হুম।
সেটা না আসলে ঠিক মত হয়ে উঠল না। বা যতটা সেল হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে ততটা আসলে অম যথেষ্ট না। আরেকটু ভালো আমার করা উচিত। তো এই হতাশা থেকে এবং এই অনিশ্চয়তা থেকে একসময় দেখা গেলো যে আমি আর আ ডিজাইন গুলোতে মনোযোগ দিতে পারছি না। এবং আ এ ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, সেটাতে আমি আর মনোযোগ ধরে রাখতে পারছি না। <clears throat> তো একটা সময় দেখা গেলো যে এই জিনিসটা আমি আসলে ছেড়েই দিলাম মাঝপথে ছেড়ে দিয়ে আমি সেটা আর কখনো ও ধরিও নি এবং সে ব্যাপারে কখনো ভাবিও নি। তো এই য জিনিসগুলা মানে একটা জিনিস শুরু করার পরে সন্তুষ্ট না হওয়ার যে ব্যাপারটা, এটাই মূলত আমার সবকিছুকে এলোমেলো করে দিচ্ছে। আমি কোনো ছোটো সফলতাকে এ সফলতাতে খুশি হতে পারছি না। সেটা থেকে আমি সেগুলো কোনো বড় কোনো চ্যালেঞ্জে যে কাজে লাগাবো সেই মনোভাবও আমার আসলে আসছে না। এই ব্যাপারে যদি আমাকে কিছু বলতেন? যে আমি আসলে কী করতে পারি যাতে করে এই চক্রটা থেকে আমি আসলে বের হতে পারি? যদি একটু সাহায্য করতেন?
হু, হু। জ্বি অবশ্যই, আহ আপনি যেরকমটা বলছিলেন যে আসলে আপনি এর আগেও চেষ্টা করে দেখেছিলেন বা আপনার একটা আ আ শখ ছিল যে আপনি আ টি-শার্ট এ আসলে হ্যান্ড পেইন্ট করতেন এবং সেটা সেল করারও চেষ্টা করেছিলেন। কিন্তু, খুব একটা সফলতা অর্জন করতে পারেননি। আপনি এই যে সফলতাটা যে অর্জন করতে পারলেন না, বা কোনো একটা ভুলের কারণে কিন্তু আপনার এই লক্ষ্যটা ভেঙে গেলো। তো আপনি ১ম এই চেষ্টা করবেন যে আপনার এই সমস্যাটা খুঁজে বের করার। যে কেন আপনি এই বিষয়টাতে সফল হতে পারলেন না? বা আপনার কি, কি ভুল ছিল? এই ভুলটা যখন আপনি খুঁজে বের করবেন, তখন কিন্তু দেখবেন যে আ এই যে সমস্যাটা, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ, আপনি যদি আপনার নিজের ভুলটাকে বের করতে না পারেন বা খুঁজে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে আপনার আসলে কেন বিষয়টা হল না।
আচ্ছা।
তো ১ম এ আপনি চেষ্টা করবেন যে আপনার যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটাকে আ সামনে রেখে বা আ সেই লক্ষ্যটা স্থির করে কিন্তু আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি একটা লক্ষ্যকে কয়েকটা ভাগে ভাগ করে নিবেন। আ সেটা আপনার চাকরির ক্ষেত্রে হোক, কিংবা শখের জায়গা থেকে আসলে যে হ্যান্ড পেইন্ট এর আ যে বিষয়টা সেটা থেকে একটা ভালো আ ব্যবসা যে দাঁড় করানোর বিষয়টা, সকল ক্ষেত্রেই কিন্তু একই পদক্ষেপ আপনি নিতে পারেন। আপনি ১ম এ লক্ষ্যটাকে স্থির করলেন এবং সেই অনুযায়ী আপনি কাজগুলোকে ভাগ করে নিলেন। দ্বিতীয়ত আপনি যেটা করবেন যে ভাগ করা কাজগুলোকে একটা নির্দিষ্ট সময় আকারে আপনি আ আ সাজিয়ে ফেলবেন যে হয়তো আপনার পুরো লক্ষ্যটা পূরণ করতে আপনার ১০ দিন সময় লাগবে। সেই ১০ দিনের যে কাজগুলো, সেটাকে আপনি ১০ টা দিনে আলাদা, আলাদা করে নিলেন। এবং প্রতিদিনের যে কাজগুলো সেটা আপনি প্রতিদিন করার চেষ্টা করবেন। কোনো ভাবেই আ কাজ গুলোকে জমিয়ে রাখবেন না কিংবা পরবর্তী দিনের জন্য কিন্তু আসলে ফেলে রাখবেন না।
আচ্ছা।
আ আপনি কিন্তু এই সময় ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনার আ যে কাজগুলো আছে, সেটা কিন্তু আপনি আ প্রতিনিয়ত করলে দেখা যাবে যে অল্প, অল্প করে আপনার মধ্যে এই সফলতা গুলো ধরা দেবে এবং আপনি অ্যা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবেন। এছাড়াও আপনি যেটা করবেন যে আসলে আ যেকোনো সাফল্যের ক্ষেত্রে আপনি কয়েকজনের সাথে, সেটা বন্ধু হতে পারে কিংবা পরিবার হতে পারে কিংবা ভালো লাগার কেউ হতে পারে, তাদের সাথে আপনি এই সাফল্য আ যেটা আপনি সাফল্য অর্জন করেছেন, সেটা কিন্তু আপনি আ ভাগাভাগি করে নিবেন। সেইক্ষেত্রে দেখবেন যে আপনার এই বিষয়গুলা যখন তাদেরও ভালো লাগবে তখন আপনি আ বেশ অ্যা অ্যা সমর্থনও তাদের কাছ থেকে পাবেন। এবং তারাও কিন্তু আপনাকে বিষয়টাতে বেশ আ আ সাহায্যও করবে। এছাড়াও যেটা করবেন যে আপনি কাজটাকে একটা আ নির্দিষ্ট লক্ষ্য রেখে আপনি একটা achievement হিসেবে নিবেন যে অবশ্যই আমাকে achievement টা পূরণ করতে হবে এবং achievement এর শেষাংশে বা পূরণ করার পর আপনি নিজের জন্য একটা ছোট্ট আ পুরস্কারের ব্যবস্থা করবেন। যে আমি হয়তো এই কাজটা পরিপূর্ণ করতে পারলে আমি নিজেকে এই পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। তো তখন দেখবেন আপনার কাজের প্রতি একটা উদ্যম চলে আসবে বা একটা আগ্রহ কিন্তু জন্মাবে। তো সেক্ষেত্রে আপনি এভাবে করে দেখতে পারেন। পাশাপাশি আ মানসিক যে একটা আ মানসিক যে একটা সমস্যা থাকে যে হয়তো কাজ করতে ভালো লাগছে না বা হয়তো কাজের প্রতি আগ্রহ আসছে না। এই ধরনের যখন আপনার মধ্যে আ কাজ করবে, তখন আপনি কাজের মাঝখানে ছোট, ছোট বিরতি নেয়া বা আপনার শখের কাজগুলো করতে পারেন। এছাড়াও আ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা মাঝে মধ্যে একটু কোথাও থেকে ঘুরে আসা। এ এগুলো করার মাধ্যমে কিন্তু আপনার মানসিক যে চাপটা সেটা অনেকাংশে কমে যাবে। আ এছাড়াও আপনি আরো একটা বিষয় করে দেখতে পারেন। সেটা হচ্ছে যে আ মনোযোগের ক্ষেত্রে আপনি কিছুটা আ মেডিটেশন করতে পারেন। মেডিটেশন এর মাধ্যমে কিন্তু আপনার আ মনোযোগটা বেশ ফিরে আসবে এবং আ ছোট, ছোট শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম থাকে যেটা কিনা আপনাকে আ কিছুটা আ সময়ের জন্য স্বস্তি দিতে পারে। তো এভাবে আপনি চেষ্টা করে দেখলে আমার মনে হয় যে আপনার এই যে ছোট, ছোট সফলতা সেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার মনোবলটা কিন্তু বাড়াতে পারেন। তো এইভাবে কি চেষ্টা করে দেখা যায়? আপনার কাছে কি মনে হয়?
আচ্ছা। অবশ্যই। আসলে আপনি বলতে, বলতে না আমি অনেকটা ভাবছিলাম যে এই জিনিসগুলা আমার জন্য অনেকটাই আ সুবিধার হবে, অনেকটাই আমার কাজে দিবে, আমাকে সাহায্য করবে এবং আপনার একটা কথা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আপনি যে বললেন যে উম অ্যা কাছের কারো সাথে বা বন্ধুদের সাথে সাফল্য ভাগাভাগি এ করার পরে তারা যখন আমাকে সেই বিষয়টাতে উৎসাহ দিবে বা আমাকে সেটা সমর্থন করবে, সেটা হয়তোবা নিজের মনো বাড়াতে আমাকে অনেকটাই সাহায্য করবে। আমি এর পরের থেকে চেষ্টা করব এই কাজটা করার। এটা দিয়েই হয়তোবা আমি সামনের দিনগুলোতে শুরু করব। আপনাকে না অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে এভাবে বুঝার জন্য এবং যে জিনিসগুলা আমি এড়িয়ে যাচ্ছিলাম, সেই জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আমার এখন অনেকটাই স্বস্তি লাগছে। আমার মনে হচ্ছে যে কেউ অন্তত আমাকে বুঝতে পারছে। আপনার জন্য অসংখ্য, অসংখ্য শুভকামনা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হু, হু। হু, হু। জ্বী, আমি আশা করব যে আপনি আপনার সমস্যা থেকে বেশ দ্রুত বের হয়ে আসবেন এবং ভবিষ্যতে একটা সুন্দর আ সাফল্য অর্জন করবেন। ভালো থাকবেন আপনি, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।